আ আসলে ওটা তো দাদুর সাথে আমি যদি বলি, আমার যখন বয়স ৫-৬ কি খুব বড় জোর ৭ হবে তখন আসলে আমার দাদু মারা যায়। তো বলা যায় সেটিও আসলে ২২-২৩ বছরের মতো এরকম তো এরকম হবে। মানে অনেক বছর হয়েছে দাদু নেই। কিন্তু ওই যে দাদু আসলে যেভাবে আসলে ওই যে ত উনার যে এখনো হয় যে অ্যা ডেক গুলো, সেগুলো নামানোর একটা ব্যাপার থাকে। বাবারা নামায় দেয়, এখন যেটা করি যে, আমরা সবাই মিলে আসলে আ নাড়াটা খুবই ডিফিকাল্ট। এখন বলি আসলে, "তোমরা নাড়তা কিভাবে?" এটা তো ধরাও মানে দেখবেন পুরান ঢাকা থাকে না ঐ যে বড় খুন্তি যেটি আসলে ধরার কোন ওয়ে নাই। আমরা তো ধরতে গেলে দেখা যায় যে, বলতেছে "এটা ধরো কিভাবে? এটা তো গরম হয়ে গেলে ধরারও ওয়ে নাই। তোমরা কিভাবে করতা?" বলতেছে "দেখো আমরা করতাম, তোমরা তো তখন খাইতা।" তো সেটা একটা হয় যে আর কাজিন দের সাথে হলো একটা বিরিয়ানি রান্নার একটা অ্যা মাস্ট বি থাকবেই। যেটি আসলে আমি নরমাল অ্যা বাসায় রান্না করি। গেট টুগেদার করি। আসলে ওইভাবে তো এখন হয় না। আর আরেকটা যেটা সত্যি কথা, সেটি হচ্ছে দাদু মারা যাওয়ার পরে একটা আ খাপছাড়া ভাব আসলে আসছে।
হুম, অনেক বছর হয়ে গেছে। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। জ্বী। মানে ওই যে থাকে না যে, দাদু তো আসলে তখন একটা একটা ছাতার মতোই। তো হুম, হুম, হুম। সে না থাকাতে ওই জায়গাটা আসে না মানে কেন জানি মনে হয় যে কিছু একটা নাই, কিছু একটা নাই, জ্বী, জ্বী, জ্বী। এটা আসা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। তো, আপনার এই যে, এই যে বললেন না মানে সবাই মিলে এখনো যে, এই যে ধরে রাখতেছেন আপনাদের যে ঐতিহ্যটা, যে সব কাজিনরা আসবে, একসাথে বসবেন, এটা কিন্তু শুনে খুব ভালো লাগতেছে সত্যি বলতে। কারণ আজ আজকাল যেটা হয় যে, মডার্ন এই ফ্যামিলি গুলাতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম ছোট, ছোট থাকে। হাসব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যায় সবাই। দেখা যায় কি যে, একজন আরেকজনকেই চিনে না একই পরিবারে, ঠিক আছে? তো এই এটা কিন্তু খুব বেশি হয়। কিন্তু আপনাদের মানে এই জিনিসটা খুবই ভালো সত্যি বলতে। তো আপনি কি দেখছেন যে, আপনিও তো ইউনিভার্সিটি তে বা অন্যান্য জায়গায় যখন আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলছেন। তো ওদের কাছে এই জিনিসগুলা কেমন লাগছে? বা আপনার কাছে কেমন লাগে, যে আপনার পরিবারের এই বিষয়গুলা অন্যান্য পরিবার থেকে সম্পূর্ণ আলাদা?
খুঁটি। শূন্যতা আসলে থাকে। হ্যাঁ। উহু, হু। হুম, হু। আবার নিউক্লিয়ার ফ্যামিলিতেই বিলং করে। <chuckles> আ হুম, হুম।